বেশ কিছুদিন যাবৎ আমি একটা নির্দিষ্ট রুল ফলো করতে চাচ্ছি বা একটা নির্দিষ্ট সময়ে আমি আমার একটা অভ্যাস গড়ে তুলতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমি এটা মেনটেন করতে পারছি না। আমি প্রতিবারই যখনই আমি এটা করতে চাই, তখনই কেন যেন আমার এলোমেলো হয়ে যায়। এবং এতে আমি প্রচণ্ড রকম মানসিকভাবে down হয়ে গিয়েছি এবং আমার নিজের উপরেই রাগ উঠছে যে আমি এটা কেন পারছি না?
হু, হু। আচ্ছা, আচ্ছা। আসলেই তো মানে এটা কিন্তু এই যে আপনার অনুভূতিটা হচ্ছে না? এটা কিন্তু খুব স্বাভাবিক একটা অনুভূতি। কারণ আপনি দেখেন একটা জিনিস আপনি চেষ্টা করছেন কিন্তু তারপরেও পারছেন না। আচ্ছা আপনার এই মনে করেন যে চাওয়ার পরেও যে আপনি পারছেন না, এটার প্রধান কারণটা কী হতে পারে? আর আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ব্যর্থতা হওয়া মানে কিন্তু আপনাকে আরেকটা সুযোগ দেওয়া যে সফল হওয়ার। কখনো কিন্তু ভেঙে পড়বেন না যে চেষ্টা করছেন হচ্ছে না, এটা অবশ্যই হবে। তো একটু যদি বিস্তারিত বলতেন ঘটনাটা?
আ অবশ্যই, অবশ্যই এবং আপনি ১ম এই বলে নেই যে আপনি আ চমৎকারভাবে আমাকে ১ম এই বললেন যে আসলে এই যে ব্যর্থ না হওয়ার যে বিষয়টি এইটাই আমাকে এখন থেকেই অনেক বেশি কনফিডেন্স ব্যাক করাচ্ছে। যে মনে হয়, মনে হয় আমি মনে হয় খুব ভালো আ হলো এই যে যেটার জন্য আমি সমস্যা ফেস করছি সেখান থেকে বেরোতে পারবো। তো আমি যে সমস্যাটা হচ্ছে আসলে সেটা নিয়ে একটু বলি যে, আসলে আ আমি বেশ কদিন যাবতই যেটা চেষ্টা করছি যে আমি একটু নিয়ম মাফিক আমি ঘুমোতে আ যাওয়ার চেষ্টা করতে চাচ্ছি। যে ওকে আমি সঠিক টাইমে ঘুমোতে যাবো এবং আমি আ দেখা যাচ্ছে যে খুব আর্লি মর্নিংয়ে আমি উঠবো। কিন্তু এই যে সঠিক টাইমে যে ঘুমোতে যাওয়ার যে প্রয়াসটা বা এই অভ্যাসটা, এটা আমি কোনোভাবেই মেইনটেইন করতে পারছি না। আমার ঘুমোতে যেতে, যেতে অনেক লেট হয়ে যাচ্ছে এবং লেট হয়ে যাওয়ার কারণে আমার সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে অনেক অ অনেক সময় আমার ঘুমের ঘাটতি থাকার কারণে আমার চেহারাতেও সেটা ফুটে উঠছে এবং যেই আমাকে দেখছে সেই বলছে যে, "কী হয়েছে, তুমি অসুস্থ কিনা, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা?" সেটা নিয়ে তারা অনেক বেশি কনসার্ন করছে। এর পাশাপাশি আরেকটা যেটা আমার মধ্যে আ খেলছে, যে হলো আমি একটা ভালো অভ্যাস গড়ে তুলতে চাচ্ছি সেটা আমি করতে পারছি না। এখানে আমার নিজের উপরেই মূলত একটা রাগ বা অভিমান জন্মাচ্ছে।
হুম, হুম। জী। হুম, হুম। বুঝতে পারছি। আসলে কী, যে দেখেন, আপনি আপনার তরফ থেকে তো চেষ্টা করছেন। এবং চেষ্টা করার পরেই তো ব এই এইরকম সমস্যাটা হচ্ছে, তাই না? তো এটাই হলো সবার আগে প্রশংসনীয়। দেখেন, প্রত্যেকটা জিনিস যে সবসময় আপনি যেভাবে চাচ্ছেন, ওভাবেই হবে এমন এমন কিন্তু হয় না। কিন্তু তাই বলে কিন্তু নিরাশ হওয়া যাবে না; চেষ্টা চালাতে হবে। আচ্ছা, আপনার সবথেকে মানে আপনি যদি মনে করেন এই যে রাতে ঘুয়ার যে নিদ নির ঘুমানোর যে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা, তারপর ওই ওই সময়ই যাওয়া। এর সবথেকে বাধাটা, সবথেকে বড় বাধাটা কী? এবং আসলে কী করলে এই বাধাটা চলে যেতো, বলুন তো?
জি, জি। আচ্ছা। উম্মহ, এটা যদি বলি তাহলে ডিভাইস, ফোন। আমি দেখা যাচ্ছে যে আ রাতের খাওয়া করে, আমি হয়তোবা একটু ডিভাইস হাতে নিয়েছি; তো সেখানে কখন ১২ঃ০০ টা, ১ঃ০০ টা পার হয়ে যাচ্ছে, আমার বেমালুম আমি ভুলে যাচ্ছি। এবং ওই এমনভাবেই আসক্তি তৈরি হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে, তারপরে দেখা যাচ্ছে এক টার পর একটা কিছু না কিছু দেখছিই। অথচ এখন আব মানে আমি তো অন্যান্য সময়েও তো ডিভাইস নিয়েই সারাদিনই থাকি; কিন্তু রাতের ওই সময়টাতে বা আমার যখন ঘুমোতে যাওয়ার উচিত বা আমি যেটা পণ করেছি, যেটা প্ল্যান করেছি, তখনই মূলত আমি আরো বেশি সেই ডিভাইসের সাথে বা সেই আব কী বলে? সময় কাটানোর ব্যাপারটাতে, সোশ্যাল মিডিয়াতে সেখানে আরো বেশি সময় কাটায় ফেলছি। তো মূলত আমার দেরি করে ঘুমাতে যাওয়ার পেছনে ডিভাইস একমাত্র দায়ী, আমি মনে করি।
আচ্ছা, হুম। হু, হুম। জি, জি, জি। জি, জি, জি। হুম, হুম। আসলেই, আর আপনি না আপনার প্রশ্নের সবথেকে বড় উত্তরটা আপনিই দিচ্ছেন। যে দেখেন এইযে ঘুমানোর আগে ১ টা ফোন, ১ টা ট্যাবলেট, ১ টা অ ল্যাপটপ কিন্তু সবথেকে আসলেই বড় একটা ঘুমের বাধা। কারণ কি? আপনি ওই একবার যদি হাতে নেন, কখন কোথায় ক সময় চলে যাবে টেরই পাবেন না। আবার দেখেন কাজের একটা দরকারেও কিন্তু অনেক সময় অনেকে মেইল দিবে। কিন্তু একটা কাজ যদি আপনি সকাল দ আ ৭ টা পর্যন্ত ফেলায় রাখেন কোন সমস্যা নাই, ঠিক আছে? অনেক গরু গুরুত্বপূর্ণ না হইলে কিন্তু আপনাকে মনে করেন কেউ কল দিবে না। তাই না? হয়তো কিন্তু একটা মেসেজ দিতে পারে। ওই মেসেজ পেয়ে আবার যদি আপনি কাজে বসেন সেটাও কিন্তু আসলে অস্বাস্থ্যকর। তো সবথেকে ভালো একটা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন। আপনি আপনার যে স্মার্টফোন গুলো আছে না? এইগুলোতে ইন্টারনেটটা অফ করে দেন। আর ফোনগুলা একটু দূরে রাখেন। কারো যদি অতিরিক্ত দুরু গুরুত্বপূর্ণ হয় সে তো আপনাকে কল দিবেই, তাই না? আপনার নাম্বার আছে অফিস থেকে হতে পারে, অন্য জায়গা থেকে। কিন্তু যাদের কম গুরুত্বপূর্ণ তারা কিন্তু একটা মেসেজ দিয়ে যখন দেখবে আপনি অনলাইন এ নাই তখন হয়তো আরেকটা মেসেজ দিবে। তারপরে এতটুকুই।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু অবশ্যই। আচ্ছা।
আর আপনি যদি একটু দূরে থাকেন, দেখেন যে রাত্রে ১, ২ ঘণ্টা আগে থেকেই একটু device গুলো দূরে রাখছেন, তখন দেখবেন কিন্তু ঘুমানোটাও আপনার খুব ভালো হচ্ছে। মানে ঐ যে কিছু হাতে না থাকলে প্রথমে ১, ২ দিন একটুকু কেমন জানি লাগবে। কিন্তু এরপরে অবশ্যই আপনার আস্তে, আস্তে ঘুম কিন্তু ভালো হওয়া শুরু কর
আচ্ছা। অবশ্যই, অবশ্যই। এবং আব আমি আপনি যখন বলছিলেন, তখনই আমি কল্পনা করছিলাম যে আসলেই তো তাই যে আম আমি যদি একটু নেটটা অফ রাখি, তাহলে খুব যদি জরুরি হয়, তাহলে সে আমাকে ফোন দিবে। তো এটা তো সত্য এবং আ আমি তো কখনো এভাবে চিন্তাই করিনি; এবং কখনো সেটা আমি আমার life এর সাথে align ও করিনি যে ওকে, এভাবেও আমি করতে পারি। এবং তার থেকেও বড় কথা যে আমি, এই যে যেটা বললেন যে অস্বাস্থ্যকর একটা ওয়ে unhealthy life lead এর কথা যে আ কেউ আমাকে mail দিয়েছে, আমি তার মানে বা আবার কাজে বসে পড়েছি। তো এটাও তো সত্য যে আসলে আ এবং এটা কিন্তু আমি করি, এটা কিন্তু মাঝেমধ্যেই করি আমি। তো, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে আমার তো নিজের ওপর কাজের load বেড়ে যাচ্ছে। আমি হয়তোবা load নিচ্ছি, কিন্তু আমার যে এই এগুলী যে আমার এই আ ঘুমের আমি যে ভালো অভ্যাসটা গড়ে তুলতে যাচ্ছিলাম, সেটার সাথে যে সম্পর্কিত এবং সেটা যে আসলে effect করছে, আমি কিন্তু ওভাবে কোনো চিন্তাই করিনি। এবং আপনি যখন আমাকে সুন্দর করে এখন গুছিয়ে দিলেন, আমাকে যখন এরকম একটা guideline ইয়ে দিলেন; আমার এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমার আসলে এই ফোনগুলো একটু দূরে রাখতে হবে এবং আমি মনে করি আমি ওইটা পারবো। এবং আমি নিশ্চয়ই হলো যে সমস্যাটা চলছে, আ সেখান থেকে আসলে বের হতে পারবো আমি যদি আপনার guideline গুলো ফলো করি।
হুম, হুম। জি, জি। জি, জি, জি। বেশ, বেশ, বেশ। এটা কিন্তু খুব সুন্দর লাগলো যে আপনি কিন্তু নিজেই বুঝতে পারছেন যে একটা বড় বাধা হলো কিন্তু এই যে ফোনগুলো, এবং আপনি নিজেও বুঝছেন যে এখন কিভাবে আসলে এগুলো থেকে দূরে থাকতে হবে। আচ্ছা আপনি সকালে ঘুম থেকে ওঠেন কখন বলুন তো?
অ্যা এইটা আসলে নির্ভর করে মানে, আমি আসলে কত রাতে ঘুমাতে গিয়েছি। তবে আমাকে যেহেতু অফিস অ্যাঁ যেতে হয়, অফিসে attend করতে হয়, তো আ ৯ঃ০০ র মধ্যে আমাকে অফিসে ঢুকতে হয়। তো দেখা যাচ্ছে কোনোদিন আমার অ্যা ৬.৩০ টা, ৭ঃ০০ টা বেজে গিয়েছে এমনও সময় আছে যে আমি ৮.৩০ তে উঠেছি। তো এইটা আসলে একেক দিন একেক সময়ে আমাকে মানে মূলত এবং তার থেকেও বড় কথা যে আমাকে উঠতে গেলে আমাকে এলার্ম দিয়ে রাখতে হয়। এমনও অনেক সময় আছ আছে যে আমি এলার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়েছি। তো দেখা যাচ্ছে যে কখনো ৬.৩০ টা ৭ঃ০০ টা ৮.৩০ টা এরকম টাইমে আমাকে আসলে সকালে ঘুম থেকে উঠতে হয়।
বুঝতে পারছি। আসলে কি, যে আপনি যদি ঐ সময় ওঠেন আপনি একটা চেষ্টা করবেন, বুঝছেন? যে আপনার তো ঘুম দরকার হলো ৬-৭ ঘন্টা, তাই না? তো এই সময়ের ভীতরে, আপনি একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন, এবং ভোরে ৪ঃ০০ র অদ মধ্যে ওঠার চেষ্টা করুন, ৪.৩০ টা। কারন যেই সময় ঐযে ফজরের আযানটা দেয়, ফজরের আযান ৫ঃ০০ র দিকে দেয়, আপনি যদি তারও একটু আগে ওঠেন, তখন কি হবে জানেন? যে আপনি না সবার আগে দিনটা শুরু করবেন। এবং সবার আগে দিনটা শুরু করার জন্য না হাতে ঘন্টাখানেক সময় পাবেন। এই ঘন্টাখানেক আপনি যদি নিজেকে একটু সময় দেন, তখন দেখবেন যেমন একটু ব্যায়াম করা। ইক কারন কি শরীরটা এখন কিন্তু সুস্থ রাখা খুব গুরুত্বপূর্ণ। সাথে একটু যদি নিজের মেধাটাকেও ধরে রাখার জন্য একটু বইটা পড়েন, বা নিজের কাজ নিয়েই একটু ঘাটাঘাটি করলেন, যে আরো একটু ভালো কিভাবে করা যায় নিজের কাজটাকে, তখন দেখবেন আপনার জীবনে না অনেক বড় পরিবর্তন আসছে। শুধুমাত্র এই কাজগুলোই যদি আপনি টানা ৩, ৪ মাস করে থাকেন তাহলে।
জি, জি, জি। হ্যা, হ্যা। হ্যা, হ্যা। আচ্ছা। একদম, একদম। হুম <smacks lips> অবশ্যই। এবং আমার সবথেকে বেশি যেটা ভালো লাগছে যে, আপনি আমাকে যে এইযে, আম ফ্রি হ্যান্ড মানে এক্সারসাইজ যেটা শর্ট এক্সারসাইজ হোক, সকালে যে ব্যায়ামের যে বিষয়টা আমাকে বললেন। আমার এটা খুবই ভালো লাগছে যে, আমি এমন দিন আছে যে, আমি সকালবেলা উঠে মন চায় করতে কিন্তু আ করতে পারি না সময়ের অভাবে। কিন্তু আপনি যেভাবে আমাকে গুছিয়ে দিলেন যে, ওকে। আ ৪ঃ০০ টা ৪ঃ৩০ টা বা ইভেন আ মানে ৫ঃ০০ টার আগে, ফজরের ওয়াক্তে যদি আমি উঠতে পারি। তাহলে অবভিয়াসলি আমার হাতে প্রায় ২ ঘন্টার মত, মেক্সিমাম ২ ঘন্টার মত আমি নিশ্চয়ই হাতে পাবো। তখন হয়তোবা আমি আমার আ মানে অ নরমাল যে এক্সারসাইজ গুলো রয়েছে, সেটা করতে পারি। আমি একটু যোগব্যায়াম করতে পারি। তো এটা তো আমাকে আসলে boost up করবে আমার আ সারাদিন ব্যাপী। এট এটা কিন্তু চমৎকার ভালো আইডিয়া দিয়েছেন আমাকে। এবং আমি অবশ্যই, অবশ্যই সেটা মেনে চলবো।
হুম, হুম, হুম। আচ্ছা। অবশ্যই। আসলে কি যে, আপনি এতটা আগ্রহী; এটা শুনে কিন্তু খুব ভালো লাগছে। এবং আপনি না, সবকিছু খুব সাদরে গ্রহণ করেন। এবং এই, এই জিনিসটা না, এই, এই জিনিসটা সত্যিই প্রশংসনীয়। তো আপনার জন্য না, অনেক, অনেক শুভকামনা রইলো এবং আশা করছি যে, আপনি এই যে প্রথমত তো ঘুমের নিয়মটা অবশ্যই আপনার ঠিক হয়ে যাবে। যেহেতু আপনি নিজেও চেষ্টা করছেন। এবং যদি এই যে সকালে উঠা, একটু সময় বের করা এবং সবকিছু ঠিকভাবে বজায় রাখেন না? তাহলে অবশ্যই দেখবেন, আপনার প্ল্যান অনুযায়ী সবকিছু হবে এবং কলের শুরুতে, আপনি অনেক frustration ছিলেন কিন্তু। কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে, সেটাও কিন্তু কমে আসছে। তো অবশ্যই আশা করছি ভালো কিছু হবে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ একদম। আপনাকেও অনেক ধন্যবাদ। এবং আ আমি আশা করব যে, আমার যে সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং আমার কাছে এখন এত বেশি কনফিডেন্স আমার মধ্যে কাজ করছে। যে, আমি আ মনে হয় আ আমি আমার যে, ভালো অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করছিলাম, আ সেটা আমি নিশ্চয়ই গড়ে তুলতে পারব। এবং আমি যে healthy life এর কথা যেগুলি, যেগুলি আমাকে বললেন, সেটা আমি নিশ্চয়ই maintain করতে পারব। তো সো, আপনার উপদেশের জন্য আপনাকে অনেক, অনেক, অনেক বেশি ধন্যবাদ।